আচ্ছা, আপনি কখনো কোথাও হারিয়ে গিয়েছিলেন? সেই মুহূর্তটা আসলে আ কেমন ছিলো?
হ্যাঁ, ছোটবেলায় আসলে একবার আ মেলা দেখতে যাওয়ার সময় আরকি হারিয়ে গিয়েছিলাম। আম্মুর হাত ধরেই যদিও ছিলাম কিন্তু এতো ভিড় ছিল মেলায় যে হাতটা আসলে ছিটকে চলে যায়। তো পরবর্তীতে কিন্তু যখন মানে ছোট ছিলাম যেহেতু কান্না করতেছিলাম অনেক। তো পাশে আরকি মেলার একটা দোকানদার আমাকে অ্যা দেখেছিলো যে আমি কান্না করছি। তো ম্যা জিজ্ঞেস করছিলো আরকি যে, কেনো কান্না করছি? তো আমি আসলে বলছিলাম যে আমি আম্মুকে খুঁজে পাচ্ছি না, এরকম আরকি বিষয়টা। তো তারপরে আরকি
আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। মানে, হারিয়ে গিয়েছেন এবং আপনি আ কতো বছর বয়স ছিল তখন যদি বলতেন?
আমি আসলে তখন আ একদমই ছোট। বলা যায় যে মানে স্মৃতিটুকু আসলে মনে আছে এরকম। হয়তোবা আ ৬-৭ বছর বয়স এরকম।
আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপর কি হলো?
অ্যা তারপরে আসলে আ দোকানদার আমাকে আসলে দোকানেই বসায় ছিলো ওনার দোকানে যতটুকু আমার মনে পড়ে। এমনকি ত সেই মুহূর্তে আ মাইকে ঘোষণা দিয়েছিল যে এরকম একটা বাচ্চাকে পাওয়া গিয়েছে।
আচ্ছা, আচ্ছা। <chuckles> মানে, আপনি হারিয়ে গেছেন বা এরকমটা নিয়েই নাকি?
হ্যাঁ, হ্যাঁ, এই রঙের হচ্ছে ফ্রক পড়ে আছে। আমি ফ্রক পড়ে ছিলাম। আ হলুদ কালারের ছিল ফ্রকটা। তো এভাবে আরকি মাইকে ঘোষণা দিচ্ছিল। তো, তো পরবর্তীতে কিন্তু আম্মু আসলে আমাকে খুঁজে পায়। আর মানে কান্নাকাটি করছিলো আশেপাশে ভিড় জমে গিয়েছিলো মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল আরকি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> মানে, ব্যা আপনি তখন কি বা ভয় পেয়েছিলেন? যখন আসলে এই যে দেখলেন যে আপনার মা আপনাকে যখন দেখলো বা মাইকে যখন বাজছে আপনার মায়ের কথাগুলো, তখন কি আসলে আ পরবর্তীতে এই যে আসলে লোকজনের সমাগম, এই সবকিছু দেখে কি কিছুটা আসলে আ ভীতি পাওয়া হয়েছিলো কিনা সে সময় যদি বলতেন?
একদমই। হ্যাঁ, ভীতি ভীতিকর পরিস্থিতি আসলে ছিলো। যেহেতু আম্মুকে খুঁজে পাচ্ছি না মানে আম্মুর সাথেই মেলায় গিয়েছিলাম অন্য কেউ ছিলো না। তো পরবর্তীতে যখন আ মাইকে ঘোষণা করা হয় তারপরে কিন্তু আর আরকি আম্মু এসে আমাকে নিয়ে যায় বা ওখানে মানে কান্নাকাটি আ হুলুস্থুল পরিবেশ আরকি তৈরি হয়ে গিয়েছিলো। এমনকি আশেপাশে কিন্তু ভিড়
আচ্ছা, আচ্ছা। একদম, একদমই। আচ্ছা, আচ্ছা। মানে, কতটুকু ভয় পেয়েছিলেন ওই জায়গাতে, আপনি যখন দেখলেন যে এরকম একটা পরিস্থিতি তখন?
অনেক ভয় পেয়েছিলাম যে আম্মুকে খুঁজে পাচ্ছি না, কান্না-কাটি করছি। যে যদি আর খুঁজে না পাই তখন কি হবে? এরকম আর কি। মানে বিভিন্ন ধর
আচ্ছা! <chuckles> মানে একটা বি ভীতিকর ভিতরে কাজ করছিল যে আসলে আ ভয়ের যে ব্যাপারটা যেহেতু আপনি অনেক ছোট ছিলেন, ব্যাপারটি এরকমটি হয়েছিল নাকি?
হ্যাঁ, একদমই, একদমই এরকমটাই আসলে আমার সাথে হয়েছিল যে যদি খুঁজে না পাই তখন কি হবে? মানে বিভিন্ন ধরনের টেনশন কাজ করছিলাম। মানে এখনও মনে আছে। আ ওই দিনটার কথা মনে উঠলে কিন্তু এখনও আমার আসলে খারাপই লাগে। যে সেদিনটা আসলে কিরকম একটা পরিবেশ হয়ে গিয়েছিল যে ঘুরতে যাব, মেলায় যাব, আ ছোট, ছোট দেখা যাচ্ছে খেলনা কিনব, যেহেতু ছোট ছিলাম। আ খুবই একটা আনন্দ নিয়ে আসলে গিয়েছিলাম। কিন্তু বাসায় যখন ফিরতে হয়েছিল সে টাইমে কিন্তু মনটা অনেক খারাপ ছিল। এমনকি মানে আ কান্না-কাটি করেই আর কি ফিরতে হয়েছিল। তো সেই থেকে না আর কি মেলায় কিন্তু আমি আসলে
আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বেশ! দারুণভাবেই কিন্তু বলছেন যে আসলে এই যে আপনার যে অভিজ্ঞতাগুলো যে আসলে যখন মেলায় গিয়েছেন তখন হারিয়ে গিয়েছেন এবং এটা নিয়ে কিন্তু ভীষণ ভয়ও পেয়েছেন, যেমনটা আসলে আ বোঝাই যাচ্ছে আপনার কথায়। তো দেখা যায় যে আসলে এই যে হারিয়ে গিয়েছিলেন, এরপরে আসলে বাসায় যখন আসলো বা যখন মা যখন আসলে দেখলো আপনাকে যে এইরকমভাবে আপনি হারিয়ে গিয়েছেন তো তখন কি কোন বকা-ঝকা বা কোন কিছু হয়েছিল কি মায়ের সাথে আপনার?
একদমই। না, না বকা-ঝকার বিষয়টা আসলে ক আ কখনোই হয়নি। কারণ আ যেহেতু ভিড়ের মাঝে আমার হাতটা আম্মুর হাত থেকে ছুটে গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু আম্মু আর কি আমাকে বাসায় এসে, আ বাসায় এসেও কান্না-কাটি করছিল। আমার এখনো মনে আছে। তো বলছিল যে আমি আর কখনোই তোমাকে এভাবে আসলে মেলায় নিয়ে যাব না যতদিন না তুমি বড় হচ্ছ।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে, তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন নাকি?
অনেকটাই, অনেকটাই আম্মু হতাশ হয়ে পড়েছিল। আ এমনকি আমিও মন খারাপ করেছিলাম আমার আ যতটুকু মনে পড়ে। তো আম্মু আর কি বলছিল যে এরপরে যদি কখনো মানে সবাই মিলে দেখা যাচ্ছে যে একসাথে এ যাওয়া হয় মেলায় তখনই নিয়ে যাবে। তাছাড়া কিন্তু মানে একা, একা আমাকে আর কখনো নিয়ে যাবে না। এরকমটা আস
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে, একা ছাড়তে চান না চান না উনারা। যে আসলে এই যে একবার হারিয়ে গিয়েছেন পরবর্তীতে যদি আবারও আসলে হারিয়ে যান, না? ব্যাপারটি এরকমটি নাকি?
একদমই, একদমই। বিষয়টা আসলে এরকমই ছিল। যে আর আসলে আমাকে মেলায় যেয়ে হারিয়ে যাওয়ার যে বিষয়টা এরকম যেন পুনরাবৃত্তি না হোক সেই সেই দিকটাই আসলে আম্মু আমাকে বলেছিল। তো এখন পর্যন্ত আসলে মেলা যখনই হয়, রথের মেলা হয় তারপরে মানে বিভিন্ন ধরনের যে মেলাগুলো বসে আমি কিন্তু আসলে এখন বড় হয়ে গিয়েছি যদিও তাও কিন্তু আমি একা যাওয়ার সাহসটা আসলে করি না। কারণ ছোটবেলার সেই আ যে trauma টা আমি আসলে পেয়েছিলাম সেটা কিন্তু এখনো আ মাঝে, মাঝেই আমার আ ভিতরে আসলে মনে হয়ে ওঠে। যে কি একটা trauma এর ভিতরে আসলে আমি আ সেই দিনটাতে ছিলাম। তো এখন কিন্তু মেলায় গেলে কিন্তু একা যাওয়া হয় না। হয় বান্ধবীদের সাথে অথবা এখনো কি
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে, বেশ দারুণভাবেই কিন্তু বললেন। তো ওই যে আসলে ব্য হারিয়ে যাওয়ার যে মুহূর্তের কথা বলছিলেন না, তো আসলে ওই যে যখন আসলে হারিয়ে গিয়েছিলেন আপনি তো আ যখন আসলে আপনি হারালেন বা এই যে আপনার য অ যখন আসলে মা যখন আপনাকে ছেড়ে দিল তখন আসলে আপনার সেই মুহূর্তটার আসলে আ কি চিন্তা হয়েছিল বা আপনি তখন আসলে প্রথমে আসলে কি চিন্তা করছিলেন সেই আ ছে ছেলেবেলার কথা কি কোন মনে আছে?
হ্যাঁ, আমার এখনো মনে আছে যে অ্যা যখন হারিয়ে গিয়েছিলাম তখন আ কান্না করছিলাম আর এটা মনে হচ্ছিল যে আমি কি তাহলে আমার বাবাকে আর দেখতে পাব না? আমার আম্মুকে কি আর আ দেখতে পাব না? বা আমার হচ্ছে এ ছোট্ট একটা ভাইও ছিল। আ ও অনেক ছোট ছিল। তো ভাইটাকে কি আর দেখতে পাব না? এরকম মনে হচ্ছিল। যে আমি কি কখনোই তাহলে
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে মনের মধ্যে একটা কৌতূহল কাজ করছে যে, আসলে এটা কি হলো বা আমি আসলে আমার পরিচিতকে কেনো দেখতে পাচ্ছি না? আমি কি সত্যিই মানে একদমই আসলে হারিয়ে গেলাম নাকি বা মানে একটা অপ্রীতিকর অবস্থা, এরকমটাই আসলে হচ্ছিল নাকি তখন?
একদমই, একদমই একটা অপ্রীতি অপ্রীতিকর অবস্থাতেই আমি আসলে পড়েছিলাম। আর আরেকটা বিষয় না বললেই না। আ ছোটবেলায় যখন কিন্তু ভাত খেতাম তখন কিন্তু নে আম্মুরা কিন্তু মানে এরকম ভয় দেখাইতো ভাত খাওয়ার জন্য যে, ভাত যদি না খাও তাহলে কিন্তু ছেলেধরা এসে ধরে নিয়ে যাবে। পুত যখন মেলায় গিয়ে হারিয়ে গেলাম তখন কিন্তু আমার এই এই জিনিসটা ভয় কাজ করছিল যে যদি ছেলেধরা এসে আমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? মানে ওই যে একটা ভয় অ্যা ধরিয়ে দিয়েছিল আম্মু আমার ভেতরে। তো এইগুলো নিয়েই আসলে বেশ অ্যা ভীতিকর পরিস্থিতিতে আমি ছিলাম। অ্যা কিন্তু ওই দোকানদার কিন্তু আমাকে সাহস জোগাচ্ছিল। যে তুমি ভয় পেও
একদমই, এক। একদমই, একদমই। একদমই, এক। একদমই, একদমই। বেশ দারুণভাবেই বললেন। খুবই দারুণভাবে বললেন। তো এই যে আসলে আপনার যে অভিজ্ঞতাটা হলো যে আসলে আপনি হারিয়ে গেলেন তো সেক্ষেত্রে আসলে পা পরবর্তীতে আসলে কখনো কি কোথাও হারিয়ে যাওয়া হয়েছিল কি আপনার ক্ষেত্রে যদি বলতেন?
<chuckles> না, সেভাবে আসলে হারিয়ে যাওয়া হয়নি। অ্যা তবে অ্যা এই তো গত বছর কিন্তু অ্যা সেমিস্টার ব্রেকের ছুটিতে কিন্তু পাহাড়ে গিয়েছিলাম। তো পাহাড়ের যে, আঁকাবাঁকা রাস্তা আছে না? মানে যদিও বান্ধবীরা সবাই মিলে গিয়েছিলাম। অ্যা সেই রাস্তাটার কিন্তু পথ ভুল হচ্ছিল বারবার। অ্যা এর জন্য মানে tracking করতেও কিন্তু সমস্যা হচ্ছিল। যেহেতু পা পাহাড়ে কিন্তু সেরকম নেট পাই না Google-এ search দিয়ে কিন্তু মানে tracking করতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছিল। আ তখন, তখন কিন্তু একটু ভয় পেয়েছিলাম যে মানচিত্র দেখে, দিক নির্দেশনের যে বিষয়টা সেটা কিন্তু আসলে অ্যা ধীরে, ধীরে করতে হচ্ছিল। তো এভাবেই কিন্তু, হ্যাঁ এভাবেই কিন্তু মানে দিক নির্দেশন করে, করে পরবর্তীতে কিন্তু যে গন্তব্য সেই গন্তব্যে কিন্তু পৌঁছেছিলাম আমরা সবাই মিলে। <chuckles>
আচ্ছা, আচ্ছা। তারপর? একদমই, একদমই। একদমই, একদমই। বেশ আ দারুণভাবেই কিন্তু বললেন, এই যে আসলে স্মৃতিগুলো যে আসলে অনেক সময় আসলে হারিয়ে গেছেন, এবং বান্ধবীর সাথে যে ব্যাপারটা আসলে বললেন। তো এরপরে আসলে বা কি করা হলো যে আসলে যখন আপনি হারিয়ে গেলেন। তখন সেই আ মুহূর্তটা আসলে কেমন ছিল বা তখন কি আসলে বা কোন সাহায্যের যে ব্যাপারটা সেটা আসলে কিভাবে আসলে হয়েছিল যদি আপনার ক্ষেত্রে বলতে
সাহায্যের বিষয়টা যদি বলি, আশেপাশে পাহাড়ি অঞ্চলের যে মানুষ তাদের ভাষা কিন্তু অন্যরকম হয়, আমাদের মতো না। তো আ আমরা একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে হচ্ছে, আমি অমুক জায়গায় যাব, তো হচ্ছে মানে রাস্তাটা কোন দিকে তারা কিন্তু বুঝতে পারছে না। তো সেইক্ষেত্রে কিন্তু ইশারার মাধ্যমে কিন্তু আমাদেরকে আ বোঝাতে হচ্ছিল। দেখা যাচ্ছে, আমি বোঝাতে পারছি না, আমার একটা বান্ধবী অথবা বন্ধু সে বোঝানোর চেষ্টা করছে পাহাড়ি মানুষদের। কারণ ওদের ভাষা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বললাম অন্যরকম হয়। তো প পরবর্তীতে ওরাও বুঝতে পেরেছিল যে আমরাও আসলে বিপাকে পড়েছি। অ্যা রাস্তা আসলে গুলিয়ে ফেলেছি।
আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। <chuckles> একদমই, একদমই। বেশ আ দারুণভাবেই কিন্তু বললেন, এই যে আসলে রাস্তা ভুল করে যে আসলে স্মৃতিগুলো যে আসলে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা যে আসলে এটা হয়েছে। তো কখনো কি আসলে মনে হয়েছে কোনো একটি জায়গা, আ যেখানে আসলে আপনি এত বড় হয়ে গেছেন তারপরেও মনে হয়, যে আসলে ওই জায়গাতে যদি আবার হারিয়ে যেতাম, তাহলে মনের যে সুখটা সেটা আসলে পেতাম। তো নতুন করে আসলে হারিয়ে যাওয়ার কোনো জায়গা কি রয়েছে যেখানে আসলে এখনও হারাতে চান?
<chuckles> হ্যাঁ, এরকম জায়গা আছে। আমি অ্যা ছোটবেলায় আসলে পার্কে যেতাম। তো আব্বু আসলে আমাকে অ্যা যেদিন আ আব্বুর অফিস ছুটি থাকতো, সেদিন আসলে নিয়ে যেত। আম্মুও যেত মাঝে, মাঝে। তো পার্কে যে যে খেলাধুলার যে বিষয়টা দোলনায় উঠছি, খেলছি তারপরে আরও যে হচ্ছে এ রাইড গুলো ছিল ওগুলোতে উঠছি, খেলছি। ও ওইটা কিন্তু আমি অনেক মিস করি। যে ওইটা যদি আবার ছোটবেলায় যেতে পারতাম। হয়তোবা আব্বুর হাত ধরে অ্যা পার্কে যেতে পারতাম। আব্বু আমাকে
একদমই, একদম। একদমই। একদম।
পার্কে নিয়ে যেত। এখন যেহেতু বড় হয়ে গিয়েছি, পার্কে কিন্তু যাওয়া হয় না। আর পার্কে গেলেও কিন্তু দেখি যে ছোট বাচ্চারা আসলে অ্যা আমি যেমন ছোটবেলায় রাইডে উঠতাম, খেলতাম সেভাবে খেলছে। তখন কিন্তু আসলে হুট করেই আমার ছোটবেলার স্মৃতিটা কিন্তু মনে পড়ে যায়। যে হচ্ছে আমিও একসময় এরকম খেলতাম। কিন্তু এখন বড় হয়ে গিয়েছি। এখন কিন্তু অ্যা সেভাবে ওঠা হয় না আর কি। এই
একদমই, একদমই। একদমই, একদম। একদমই, একদমই। বেশ আ দারুণভাবেই কিন্তু সেই স্মৃতিগুলোর কথাই বলছিলেন। তো আসলে এই যে যখন আসলে কোথাও থেকে হারিয়ে যান, তখন আসলে কি মনে হয় যে আসলে পথ খুঁজে পাওয়াটা কি বেশ কঠিন? নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি হারিয়ে গিয়েছেন এবং আশপাশের যে পরিবেশ বা দৃশ্য সেটাকে খুব দারুণভাবে উপভোগ করছেন। তো আপনার ক্ষেত্রে কি কখনো এরকমটা হয়েছে?
একদমই। আ এরকমটা হয়েছে। পথ অ ভুলে যাওয়ার যে বিষয়টা, আ এই যে কিছুদিন আগেই আমি বললাম কিছুক্ষণ আগে পাহাড়ে গিয়েছিলাম। তো সেখানে আ পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সরু রাস্তা এগুলো মানে এক সাইডে এক এক গলি অন্য সাইডে চওড়া রাস্তা। এরকম কিন্তু এরকম রাস্তার ভিতরে কিন্তু মানে পথ খুঁজে পাওয়াটা অনেক মুশকিল। আর পাহাড়ে কিন্তু নেটও কাজ করে না। তো সেক্ষেত্রে কিন্তু একজ কিছুটা দূরে যেয়ে দেখা যাচ্ছে দেখছি যে রাস্তায় যে আছে কিনা অ অন্য কোন ওই সাইড থেকে পথ। এরকম কিন্তু বারবার আ ঘুরে ফিরে কিন্তু চেষ্টা করছিলাম। তো একটা না কুকুর ছিল আমার এখনো মনে আছে।
একদমই, একদমই। বেশ দারুণ। একদম, অ্যা একদমই। অ্যা একদমই। অ্যা
কুকুরটা কিন্তু বারবার পথ নি অ্যা দিকনির্দেশন দিকনির্দেশনা দিয়ে দিচ্ছিল। আ আমি আমার এক
মানে আপনারা হারিয়ে গিয়েছিলেন তখন আসলে এই যে কুকুরের মাধ্যমে আসলে কিছুটা পথ খুঁজে পাওয়ার ব্যাপারটা কি আ এ এরকম নাকি? আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ তো!
একদমই। বিষয়টা আসলে বিষয়টা আসলে এরকমই। আর আমি একটা জিনিস আসলে খুবই অবাক হলাম যে কুকুরটা, ও না মানে হচ্ছে নিজের পথ ঠিক করার জন্য বারবার না হিসু করতেছিল। মানে কিছুটা দূর যাচ্ছে আর দেখা যাচ্ছে একটা গাছ গাছের উপর হিসু করে দিচ্ছে। মানে ও হয়তোবা যদি ফিরে আসতে পারে এমন কিছু একটা।
একদমই। অ্যা একবার বোঝানোর চেষ্টা করছে বা ও দেখানোর চেষ্টা করছে যে আসলে এইভাবে, এইভাবে করে রাস্তায় যেতে হয়, এমনটা কি ব্যাপারটা?
একদমই, একদমই। বিষয়টা আসলে এরকমই যে ও ওইভাবে যাচ্ছিল আমরাও ওর ওর পিছ, পিছ যাচ্ছিলাম। আর কিছুটা দূর, দূর যেয়ে, যেয়ে ও কিন্তু গন্ধ শুঁকছিল। কিসের গন্ধ শুঁকছিল আমি আসলে জানি না। কিন্তু বুঝতে পারলাম যে হয়তোবা কোনো, ও মানে কোনো আশঙ্কা আছে কিনা বা শত্রুর কোনো ভয় আছে কিনা হয়তোবা এটাই আর কি হয়তোবা আ বোঝাতে চাচ্ছিল আমাদেরকে। আর কিছুটা কিছুটা দূর যেয়ে, যেয়ে কিন্তু হিসু করতেছিল। তো আমি আসলে এটা ভেবে অবাক হচ্ছিলাম যে ওই এত হিসু ওর পেটে কিভাবে ছিল? যে এভাবে কিছুটা দূর যাচ্ছে আর হিসু করছে। ও কিন্তু মানে পানিও খাচ্ছিল আমি দেখেছি ঝর্ণা আশেপাশে তো ঝর্ণা ছিল। তো পানিও খাচ্ছিল আমি কিন্তু এটাও দেখেছি। দেখে কিন্তু আমরা সবাই কিন্তু অবাক হচ্ছিলাম। এমনকি ভিডিও ধারণ করেছি।
আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ বললেন। একদমই, একদমই। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। একদমই, বেশ দারুণভাবে কিন্তু বললেন যে আসলে এই যে আপনারা হারিয়ে যাচ্ছেন এবং হারিয়ে যাওয়ার পরে এই যে একটা আ পথ কুকুরের কথা আসলে বললেন। সে কিন্তু বিভিন্নভাবে পদচিহ্নের যে জায়গাটা তাদের যে আসলে আ প্রক্রিয়াতে আসলে দেওয়া হয় সেভাবেই কিন্তু আসলে দিচ্ছিলেন। তো এটা কিন্তু আপনারা কিছুটা দূর থেকে দেখছিলেন বা লক্ষ্য করছিলেন এবং সে কিছু একটা বোঝাতে চাচ্ছিল যেটা আসলে আপনারা দূর থেকেই কিন্তু আসলে কিছুটা আন্দাজ করতে পারছিলেন। যাতে করে আসলে আপনার আপনারা পরবর্তীতে যেটা আসলে বললেন যে আসলে বুঝতে পেরেছেন যে সে আপনাকে রাস্তার যে আসলে আ মাপকাঠি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছে। যেমনটা আসলে আপনি বললেন। তো এই যে আসলে একটি আ ব্যাপার ঘটলো তারপরে আসলে আপনার ক্ষেত্রে আসলে বা কি বা খুঁজে পাওয়াটা কি বেশ সহজ হয়ে গিয়েছিল? না তখন আসলে কি ঘটনা ঘটলো? আসলে এর পরের যদি আসলে ব্যাপারগুলো নিয়ে যদি ব
একদমই, একদমই। একদম। এটা আসলে অবাক করা বিষয় যে, এভাবে এ্যা কিছুটা দূর পরপরই যে হি হিসু করতেছিল, আর মানে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, এইভাবে কিন্তু আ প্রায় ২, ৩ ঘণ্টা আমরা যাই। কারণ আমরা হচ্ছে পাহাড়ের ভিতরেই একটা মানে এ্যা গ্রামের যে বসতি আর কি ওরা ওরা উপজাতি ওদের আর আর কি ওই অ অঞ্চলটাতে আমরা যেতে চাচ্ছিলাম। তো ওখানে কিন্তু কোন মানে এ্যা মানে বাইক বলি বা গাড়ি বলি এই এই এইভাবে কিন্তু যেতে পারব না, হেঁটে, হেঁটেই কিন্তু যেতে হবে। তো ও কিন্তু পথ নির্দেশক হিসেবে আমাদের আ সামনে যাচ্ছিল, আমরা পিছু, পিছু যাচ্ছিলাম, এমনকি videoও ধারণ করছিলাম। তো
একদম, এক একদমই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে, আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ কিন্তু।
অবাক করা বিষয় হচ্ছে, ও কিন্তু আমাদের সেই গ্রাম পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর আমরা দেখে কিন্তু অবাক হয়ে গেলাম, যে গ্রামের যখন পৌঁছালাম গ্রামের মানুষরা কিন্তু বলতেছিল যে এ এই কুকুরটা কিন্তু আসলে হচ্ছে এ্যা মানুষদের এভাবেই কিন্তু পথ নিদার পথ হ্যাঁ, নিদর্শন করে নিয়ে আসে।
প পথপ্রদর্শক এমনকি? একদমই, এক একদমই। বেশ আ দারুণভাবে কিন্তু বললেন যে, আসলে এই যে আপনি হারিয়ে গিয়েছিলেন। প্রথমে আসলে বললেন যে মায়ের সাথে একসাথে মেলায় গিয়েছিলেন, তখন আসলে হারিয়ে গিয়েছেন এবং তার পাশাপাশি যে পাহাড়ে গিয়ে, আ ঝর্ণার আ কাছে গিয়ে কিন্তু আসলে হারিয়ে গেলেন, এবং এক পথপ্রদর্শক হিসেবে কুকুর যেভাবে আপনাকে আসলে পথের যে আসলে ব্যাপারটা আসলে দেখাচ্ছিল। তারপরে কিন্তু আপনি বেশ সহজেই কিন্তু আপনার যে গন্তব্য বা রাস্তাটা সেটা কিন্তু কিছুটা আসলে ফিরে পেয়েছেন। কারণ আ কুকুরের ক্ষেত্রে দেখা যায়, যে তারা কিন্তু মানুষের সমাগম জায়গাগুলোতেই আসলে যেয়ে থাকেন এবং আ বেশ দারুণ লাগলো আপনার এই যে আসলে আ হারিয়ে যাওয়ার অভিজ্ঞতাগুলো শুনে। সত্যিই আপনাকে আ ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন।
একদমই, একদমই। আ আমারও কিন্তু বেশ ভালো লাগলো। কারণ আ হারিয়ে গিয়েছিলাম সেই স্মৃতিটা কিন্তু চারণ হলো। আ ছোটবেলায় হারিয়ে যাওয়ার বিষয়টা। এমনকি পাহাড়ে যেয়েও যে রাস্তা ভুল করছিলাম এটাও কিন্তু স্মৃতিচারণ হয়ে গেল আপনার সাথে কথা বলতে পেরে। তো আপনাকেও আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি।